আমি না বেশ একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আর আ এমন একটা সমস্যা না বিষয়টা নিয়ে যে আসলে আব স কারো সাথে খোলাখুলি আলোচনা করব সে ব্যাপারটাও আরকি করে উঠতে পারছি না। কারণ আ আ তাদের মধ্যে আবার আসলে বিরূপ ধরনের চিন্তাভাবনা আসতে পারে বা মানুষের মধ্যে আসতে পারে। তো যে কারণে না আমি ঠিক বুঝে উঠতে পারছি না <smacks lips> আ এই এই অবস্থায় আসলে আমার কি করা উচিত? আর আ আমি সত্যি কথা বলতে কি একটা সমাধান খুঁজতে চাচ্ছিলাম যে এমন একটা সমাধান যেটা সত্যিই স্থায়ীভাবে ব একটা সমাধান যাতে আসে আরকি। তো আপনি এ ব্যাপারে যদি আমাকে একটু সহযোগিতা করতেন না তাহলে বেশি উপকৃত হতাম। তো আপনি আমাকে একটু বলেন, যে এমত অবস্থায় আসলে আমার কি করা উচিত? বা কি করলে আসলে এটার একটা সমাধান আমি পেতে পারি আরকি? জি।
হু হুম। হুম। হু, হু, হু। আসলে আ সেটা তো অ বলা যেতেই পারে। তবে আপনার কথা শুনে যতটুকু মনে হলো, যে একটা ব্যাপার নিয়ে হয়তোবা একটু বেশি চিন্তিত আপ তবে এটা কি আসলে বলা যায় যে আসলে কি সমস্যা হলো বা কোন ব্যাপারটা ঘটলো যার জন্য আসলে এভাবে আপনি কথাগুলো বলছেন?
হ্যাঁ। আপ সত্যি কথা বলতে কি, আমি চিন্তার যে ক্ষেত্রটা আমার বিশেষ করে হচ্ছে কি, আমি না আ খুবই খরুচে একজন মানুষ। আর আ ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা বলা যায়, আমার একেবারেই আসলে আ ভবিষ্যতের কোনো, মানে, ভবিষ্যতের কোনো সঞ্চয় বা এই জাতীয় আসলে কোনো কিছু নেই। আর আ যেটা না আসলে আমি আ কোনোভাবে করেও উঠতে পারছি না। বলা যায় যে, আপ আমি, আমি যদি কোন মাসে আসলে আ আমার আ দৈনন্দিন জীবনের মাসিক খরচ হলো ১৫,০০০ টাকা। তো, কোনো মাসে যদি ৩০,০০০ টাকাও ইনকামও করি না, ওই টাকাটা আসলে আমি ধরে রাখতে পারি না। মানে এতটাই আসলে খরুচে একটা মানুষ। তো, আমি না চাচ্ছিলাম, যে আসলে একটা এমন একটা অভ্যেস করতে, যেখান থেকে আসলে আমি আ যতই আসলে ইনকাম কম হোক না কেনো, আ তার পরবর্তীতে যেয়েও না আমি আসলে যাতে করে ওই যে, কি বলা যায়? যে একটা একটা আ আর্থিক স্বাধীনতা পা যাতে করে পায় আরকি। তো সেইজন্যই আসলে, আপনার আ একটু চিন্তার মধ্যেই ছিলাম, যে এ ঠিক কী দিয়ে কি করবো? আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তো, সে এ ব্যাপারে যদি আসলে আপনি আমাকে বলেন একটু তাহলে ভালো হতো আরকি। উম জী।
হুম হুম। ঠিক। হুম, বুঝতে পেরেছি যে আপনার হয়তোবা আর্থিক একটা অভ্যেস, যেটা আসলে আপনি কিছুটা পরিবর্তন করতে চাচ্ছেন। তার জন্যই আসলে এতটা চিন্তিত আপনি। তবে আসলে যদি বলতেন, যে আপনার উম মাসিক আয় বা ব্যয়ের হিসাবটা যদি একটু পরিষ্কার করে বলতেন বা উম দেখা যায় যে কোন খাতে আসলে খরচটুকু করছেন। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যে বিষয়টা, সেগুলা যদি একটু উল্লেখ করতেন তখন একটু উম ব্যাপারগুলো আরেকটু ক্লিয়ার হতে পারতাম আরকি।
<clears throat> আ-হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আ এক্ষেত্রে আসলে যদি আ ক্লিয়ার করে বলতে হয় বা বিস্তারিত বলতে হয় তাহলে, আ আমার সাধারণত মাসিক আয় আপনার আ ২০,০০০ টাকা। তো কোন মাসে ১৫,০০০ টাকাও হয়। মানে ২০,০০০ টাকা এভারেজ আ ধরা যায়। আর আ তারপরে আমার যদি আসলে, আ মাসিক যে প্রয়োজনীয় যে খরচ যেমন; আ রেন্ট, তারপরে আপনার খাওয়ার খরচ, এইগুলো আরো ধরেন আপনার আরো <snorts> আ এইগুলো মিলিয়ে আ ১৫,০০০ টাকার মতো আসলে আমার যে খরচ সেটা আসলে যায়। তবে হচ্ছে কি, আমি না যদি দেখা যাচ্ছে কোন মাসে আসলে ইনকাম এর তো আসলে ঐযে বাড়া কমাতে চলতেই থাকে। তো কোন মাসে যদি তাপ তুলনামূলক আরকি বেশিও ইনকাম করি না, তো সেই মাসটাতেও আমি না আমার যে আসলে খরচের যে ব্যাপারটা। দেখা গেল যে ১ টা মাসে আমি ৪০,০০০ টাকা ইনকাম করেছি। তারপর পরবর্তীতে যেয়েও না ওই আ মাসের মাস শেষে যেয়ে দেখি যে আসলে আমার একেবারে পকে হাতে টাকা নেই। আর এটা নিয়ে আমি বেশ একটা সমস্যার মধ্যে পড়ে যাই। আর বললে হয়তো বিশ্বাস করবেন না। আ আমি আমি ১ মাসে হিসাব করে দেখি, যে আমার বাজে খরচের যে ব্যাপারটা, আ সেটা অলমোস্ট আপনার, আ ২৮,০০০ টাকার মতো হয়ে গিয়েছে। বা বলা ধরা যায় আসলে ৩০,০০০ টাকাই। তো এমন তো অবস্থায়, যদি আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে তো আসলে ভবিষ্যতের আ তো এমনিতেই এখনো পর্যন্ত কোন কিছু দেখতে পারিনি। আর কী হবে সেটাও আসলে আমি জানি না। তো যার জন্যই আসলে আপনার সাথে আলাপ করতে আসা। তো আপনি আমাকে যদি আসলে বিষয়টা একটু, মানে সাও সহযোগিতা করতেন, যে কিভাবে আসলে একটা পরিবর্তন আনতে পারি? বিশেষ করে এই যে আ আ যে অপ্রয়োজনীয় যে খরচগুলো আমি করছি বা এইযে এত আহা বাজে খরচ হাত খরচটা করছি। আপ এটা কমিয়ে যে আসলে কিভাবে কি করতে পারি? মানে একটা আ সুস্থভাবে যে আসলে জীবনযাপনটা করতে পারি কম খরচে, আ সেটার আসলে আমি একটা আ প্র্যাকটিস করতে চাচ্ছিলাম। তো আমি ঠিক বুঝে উঠতে পারছি না, যে কিভাবে, কি করলে আসলে এখান থেকে আমি আ নিস্তার পেতে পারি আরকি? উম-জি।
হুম, হুম। হু, হু। আ-জি। উম-হুম। হুম, জি। না আসলে বুঝতে পেরেছি ব্যাপারটা, যে উম আপনি হয়তোবা আয়ের চাইতে ব্যয়ের পরিমাণটা হয়তোবা একটু বেশি হয়ে যাচ্ছে মাঝে, মাঝে। যেমন প্রথম দিকে বললেন যে, আয় হয়তোবা ২০,০০০ টাকা হচ্ছে। মাঝে, মাঝে হয়তোবা ভ্যারি করে। কিন্তু ব্যয় হয়তোবা হয়ে যাচ্ছে অপ্রয়োজনীয় জিনিসে, যে সেখানে হয়তো ৩০,০০০ টাকার মত হয়ে যাচ্ছে। তো মাস শেষে তো আসলে টাকাই থাকলো। এজন্যই আসলে, মূলত আপনি একটু চিন্তাটা বেশি করছেন। তবে আপনি যদি আপনার অপ্রয়োজনীয় যে খরচপাতিগুলো হচ্ছে, সেগুলোর যদি একটা লিস্ট তৈরি করে ফেলেন যে কোন, কোন খাতে বেশি একটু খরচ হয়ে যাচ্ছে। বা কেনার আগে একটা যদি বাজেট তৈরি করে নেন, যে আমি হয়তো এই, এই খাতে একটু বেশি অ্যা কেনাকাটা করে ফেলছি বা দেখা যায় একটু হয়তোবা একটু খরচ করে ফেলছি। তো এইটা যদি আগের থেকে একটা বাজেট নির্ধারণ থাকে যেমন ধরুন আয় কতটুকু আছে আপনার, ব্যয় কতটুকু আছে এবং কোন, কোন খাতে আছে? সে ব্যাপারগুলো যদি আগে থেকে একটা তালিকাবদ্ধ করে নেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, এই রেশিও টা কতটুক, কোন দিকে যাচ্ছে? একটু কি অ্যা খরচ বেশি হয়ে যাচ্ছে? নাকি দেখা যায় আ আয়ের পরিমাণটা কি আদৌ ঠিকঠাক আছে কিনা? বা কিছু সঞ্চয় করতে পারব কিনা? এই ভ্যা ব্যাপারগুলো কিন্তু খুব ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তাই আমার কাছে মনে হয়, শুরুতেই আসলে আপনার, আ দেখা যায় যে ব্যয়ের ব্যাপারটা যদি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে অবশ্যই করে দেখতে পারেন। যে একটা তালিকার মাধ্যমে, আয় আর ব্যয়ের একটা রেশিও দেখে নেয়া আরকি। এটা করা যেতে পারে। তবে আসলে আপনার কাছে কি মনে হয় যে আপনার অ্যা যে একটা সঞ্চয়ের যে বিষয়টা, হ্যাঁ? সেটা কি আসলে এখন কি করছেন কিনা? নাকি ভবিষ্যতে করার প্ল্যান করছেন?
আ হ্যাঁ। উম-জি। হ্যাঁ, হ্যাঁ। উম-জী। হ্যাঁ, হ্যাঁ। উম-জি। উম-জি। হ্যাঁ, হ্যাঁ। উম-জি। <clears throat> আব সত্যি কথা বলতে কি আব এখন আসলে আমি এখনো পর্যন্ত কোন প্রকার সঞ্চয় করে উঠতে পারিনি। আর আ বিষয়টা যখনই আসলে মাথায় আসছে তখনই আরকি এটা একটা দুশ্চিন্তার একটা ছাপ পড়ে যাচ্ছে। যে আমি আ তু তুলনামূলক আ ইনকামের যে ব্যাপারটা বা আমার আয়ের যে ব্যাপারটা সেটা আসলে কম না। তবে আ আমি সমস্যায় কেন পড়ে যাচ্ছি? এই বিষয়টা নিয়ে যখন আসলে ভাবতে ব বসেছিলাম ওই সময়টা থেকেই না, আমার এই যে চিন্তাটা সবথেকে বেশি রকমের হচ্ছে যে আমি তো আসলে ভবিষ্যতে অনেক বেশি রকমের বিপদেই তো পড়ে যাব। এখন যদি থে এখন থেকে যদি আসলে বিষয়টা আ ঠিক না করতে পারে, তাহলে আ তো আসলে বেশ একটা সমস্যায় পড়ে যাবো আরকি। তো আপনি আসলে যেমনটা বলছিলেন যে আ একটা তালিক তালিকা করা। তো এখানে না আমি আ তালিকা করে আসলে ১ বার করেছিলাম। তো আ যেটা পেয়েছিলাম সেটা আসলে আমার যে বা খরচটা আরকি সেটা বা বেশিরভাগই যায় বআ গ্যাজেটস এর উপরে। আর অপ্রয়োজনীয় আসলে আপনার আ দেখা যায় যে খা খাবারের উপরে। বিশেষ করে আপনার আ বাহিরে খাওয়ার যে ক্ষেত্রটা সেটা আসলে আমার তুলনামূলক বেশি হয়। আর আ বাইরে খেতে গেলে না অনেক সময় আরকি
হুম, হুম। হুম, ওকে।
<smacks lips> ওই যে বিলাসবহুল খাওয়া-দাওয়ার যে ব্যাপারটা সেইটাই আসলে হয়ে যায়। আর আ যেটা আসলে আব কি বলা যায় যে পকেটে যদি টাকা থাকে, তাহলে আমি আসলে অন্য কোন চিন্তা না করে আ যেটা আসলে পড়শো পছন্দ হয় বা যে খাবারটা আসলে ভালো লাগে দেখতে, আ সেটাই আসলে আমি খেয়ে ফেলি। তো আ বলাই বাহুল্য এখানে আমার আ খাবারে আর গ্যাজেটস এর পিছনে সবথেকে বেশি রকমের টাকা যায়। যেটা আসলে আ সম্পূর্ণটা অমূলক একটা ব্যাপার। কারণ আ আপনার মাসিক যদি খাওয়া-দাওয়া একজনের ১০,০০০ টাকায়ও হয়ে যায় তাহলে তো সেটা আসলে আ তুলনামূলক আরকি সুস্থ কোন আসলে খরচ তো না। কারণ একজন মানুষের আরকি ৩,০০০ টাকার মধ্যে আমি মনে করি যে আ খুবই ভালোভাবে খাওয়া হয়ে যায়। তবে আমি, আমি যখন আসলে ওব আ দেখছিলাম যে হিসাব করে তখন আসলে আমি বিষয়টা বুঝতে পারি। তবে আমি না কোনো সুরহা বা সমাধান আসলে করতে পারছি না। মানে কোন একটা যে সিদ্ধান্তে আসবো যে কিভাবে আ বিষয়টা ঠিক করব, সেটা আসলে আমি কোনোভাবে আরকি কোন রাস্তা করে উঠতে পারছি না। তো যার জন্যই বলা যায় যে আ একটু দুশ্চিন্তার মধ্যে বেশি পড়ে গিয়েছি। আর আ আলত আলাপ চালাপ চারিতার যে ক্ষেত্রটা আমি এজন্যই আসলে করতে চাচ্ছিলাম আপনার সাথে। জ্বি।
হুম, হুম। হুম, হ্যাঁ। হুম, দেখুন আপনি কিন্তু একটা বিষয় বলেছেন, যে মাস শেষে হয়তোবা আপনার টাকাটা থাকছে না। তো সেক্ষেত্রে আমি বলি কি, যখন আসলে আপনি একটা পেমেন্ট পাচ্ছেন, তো সেই পেমেন্ট থেকে অটোমেটিক্যালি অ্যা ১,০০০, কিংবা ২,০০০, কিংবা ৩,০০০ টাকা এভাবে করে প্রত্যেকটা মাসে কিন্তু, একটা কোন সেভিংস account এ আপনি ডিপোজিট আকারে কিন্তু, আর রেখে দিতে পারছেন। তখন হয়তোবা দেখা যায়, যে মাস শেষে আপনার কাছে ২০,০০০ থেকে, 2-3 হাজার চলে গেলে হয়তোবা ১৭ থেকে ১৮,০০০ টাকার মতো থাকলো। তখন আপনি বাজেটটা খুব সুন্দরভাবেই কিন্তু নির্ধারণ করতে পারবেন যে, আসলে এখন খরচ হলেও তো সমস্যা নেই। আমার তো আসলে সঞ্চয় আছে। এ ব্যাপারটা কিন্তু মনে আসবে। তো তারপরে আপনি যেটা বললেন যে গ্যাজেটের পেছনে হয়তোবা একটু বেশি খরচ করে ফেলছেন। তো এক্ষেত্রে আসলে যদি আপনার কাছে মনে হয় যে এটা একটা বিলাসিতা হচ্ছে, তো সেক্ষেত্রে ধীরে, ধীরে অপচয়টা একটু কমিয়ে আনার চেষ্টা করতে পারেন। যে একসাথেই তো আসলে কমাতে পারবেন না। ধীরে, ধীরে। আবার খাবারের ব্যাপারটাও বললেন যে হয়তোবা বিলাসবহুল আ কিছু দেখা যায় রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার হয়তোবা করে ফেলছেন। বাহির থেকে খাবারটা হয়তোবা সেভাবে খাচ্ছেন দেখেই আপনার সমস্যাটা হচ্ছে। তো আমি বলি কি, ঠিক আছে কিন্তু অল্প বাজেটেও কিন্তু মানসম্মত কিছু খাবার খাওয়া যায়। এভাবে যদি আপনি ফোকাস করতে পারেন, আমার কাছে মনে হয় ধীরে, ধীরে আপনি ওই খাবারের তালিকাটা থেকে, যেটা আসলে বিলাসিতার মা একটু খরচ বেশি হয়ে যাচ্ছে, সেটা থেকেও কিছুটা আসলে বলা যায় যে নিয়ন্ত্রণ করতে পারবেন নিজেকে। এতে করে হবে কি, যে আসলে আপনি আপনার বা যে বাজেটটা নিয়ে আসলে যে প্রবলেমে পরে যাচ্ছেন। যে, অপ্রয়োজনীয় খরচ যেটা হয়ে যাচ্ছে, সেটাকে হয়তোবা খুব আব আ ধীরে, ধীরেই একটা ছোট, ছোট অভ্যাসের মাধ্যমেই হয়তো যখন খেতে মন চাইবে, তখন চিন্তা ভাবনা করবেন যে, না আমার তো আসলে অন্যান্য খরচ আছে। তো আমি আজকে না খাই। একটু বিরতি নিলেন যখন ইচ্ছে হইল। তো বিরতি নিলে তখন মাথায় কিন্তু একটু আ টেনশন কাজ করবে। বা তখন কিন্তু আপনার মাথায় একটা বিষয় আসবে, যে না আমার তো খাওয়া যাবে না। আমার তো অন্যান্য আসলে আ খরচ-পাতি আছে। এভাবে একটু নিজেকে একটু বিরতি নিয়ে একটু ভাবতে পারেন ১০ ১৫ মিনিট, তাহলে হয়তো বাড়তি খরচগুলো আপনি খুব সহজেই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন।
অ্যা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। উম বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। <clears throat> উম জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। উম জি। উম জি। হুম, হুম। উম জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, বুঝতে পারছি। না আসলেই আপনি এত সহজে যে বিষয়গুলো বলে দিলেন, আমি না আ বিষয়গুলো আমার মাথায়ই আসেনি। আমি খুব বেশি রকমের আরকি দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে, আ আমি আমি কিভাবে ঠিক করে উঠবো? বা এটা আসলে ক্যা কিভাবে কি করবো? আমি আমি আসলে কোনো আ চিন্তাই আসলে ঠিকমত করতে পারছিলাম না। তবে আপনি আসলে আমাকে যে এত সুন্দর করে আরকি সহজে বলে দিলেন যে আ বিষয়গুলো আমার কাছে বেশ ভালো লাগলো যে, আমি একবারে চেষ্টা না করে যদি আস্তে, আস্তে করে করি তাহলে আমার জন্য বিষয়টা আরকি বেশ একটা ভালো একটা ব্যাপার হবে। বিশেষ করে আ খরচের আ যে বে যখনই পেমেন্টটা পাবো, সেটা যদি আসলে আমি বাহির মানে অন্য কোনো একটা জায়গায় ট্রান্সফার করে রাখতে পারি, তো সেটা আসলে আমার জন্য বেশ একটা ভালো একটা ব্যাপার হবে। আমি এভাবে না পে আ ভেবে দেখিনি। কারণ আ দেখা যাচ্ছে যে আমি পেমেন্ট পাওয়ার সাথে, সাথে আমি যেটা করতাম, যে হয় কোনো একটা গ্যাজেটস বা কোনো একটা বই আ যেটা আ এমন বই আছে আমার রুমে যেটা আসলে আমি এখনো পর্যন্ত পড়িনি। তো আপ এই জাতীয় জিনিস কেনা থেকে আসলে আমি বিরত থাকতে পারবো। কারণ টাকাটা তো তখন আমি আ যদি আসলে একটা মানে ইয়ে অভ্যেসের ভেতরে নিয়ে চলে আসতে পারি যে অন্য একটা অ্যাকাউন্টে পা পাঠিয়ে দেওয়া কর অর খরচ না করা তাহলে বেশ একটা ভালো একটা ব্যাপার হবে। তো ধন্যবাদ আপনাকে অসংখ্য যে আপনি আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিলেন বিষয়গুলো। ভালো থাকবেন।
হুম, হুম। জি। হুম। না, আমি আশা করছি খুব শীঘ্রই যে অভ্যেসটা হয়তোবা আপনি একটু পরিবর্তন করতে চাচ্ছেন, এটাতেও হয়তোবা পরিবর্তন আনতে পারবেন। শুভ কাম